<smacks lips> আ আসলে অ্যা বেশ কিছুদিন ধরে ১ টা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আ সমস্যা বলতে না আসলে ১ টা আ দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছি। আসলে কী করবো? কখন কী করলে আ ভালো থাকতে পারবো? এই বিষয়গুলো নিয়ে না ১ টা বলতে গেলে ১ টা গোলমালের মধ্যে দিয়েই যাচ্ছে। আ তো আপনি কী আমাকে সে বিষয়ে একটু হেল্প করতে পারেন আসলে আ কিভাবে কী করতে পারি?
হ্যাঁ। জি, আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে কিছুটা হতাশ আপনি এবং মানসিকভাবে একটু খারাপ দিকে আপনার আছে বলে মনে হচ্ছে। তো আপনার আসলে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং কোন বিষয় বা কোন আ সমস্যার জন্য আপনি এতটা ভেঙে তার মানে এতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন যদি একটু বিস্তারিত খুলে বলেন তাহলে মনে হচ্ছে আপনাকে এ সাহায্য করা যেতে পারে।
জি। জি। উম আসলে হয়েছে কী মানে আমি আমার আহ Wife এর সাথে আরকি মানে আমার যে সহধর্মিণী। আমরা আ মূলত একসঙ্গে থাকতেও খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। দেখা যাচ্ছে আ সেখানে একসঙ্গে থাকতে থাকতে আবার কেমন জানি মনে হয় যে একটু হয়তোবা একটু স্বাধীনতা পেলে একটু আ খুব ভালো থাকতাম। <clicks tongue> এইটা আরকি সবসময় মনের মধ্যে আরকি আমার খেলে। তো এই বিষয়গুলো নিয়ে না সবসময় ১ টা হতাশার মধ্য দিয়েই থাকি যে আসলে কী করবো? কী করলে ভালো হবে অ্যা মানে এখ একসঙ্গেই থাকবো না আবার একটু দেখা যাচ্ছে একটু স্বাধীনতা ভাবে বা একা একাই কী কোথাও নীরবতা পালন করব। মানে এই যে দিকগুলো না আসলে আস মানে তার সঙ্গে ঘনিষ্ঠতা এবং কী একাকিত্বতা এই ২ টা নিয়ে না একটা ধরনের দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকি। যখন আবার আ একা থাকি ওই যে স্বাধীনভাবে একটু ঘুরবো ফিরবো তখন আবার মনে হয় কী খুব একটা একাকিত্ব ফিল করতেছি আমি। আ নিজেকে একটু শূন্য-শূন্য মনে হচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে আমি আমার আ বাসায় চলে আসতেছি, আমার দেখা যাচ্ছে Wife এর কাছাকাছি থাকতেছি, সুন্দরভাবে গল্প-আলাপ করতেছি। একসঙ্গে থাকাতে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করে ফেলতেছে। আ নানান ধরনের কথাবার্তা বলতেছে দেখা যাচ্ছে, কাজের মধ্যে দেখা যাচ্ছে অনেক ধরনের চাপ প্রয়োগ করতেছে। এক্ষেত্রে আবার ওই সময় মনে হচ্ছে কী একটু যদি আ একাকিত্ব থাকতে পারতাম হয়তোবা তাইলে মনে হয় একটু ভালো থাকতে পারতাম। মানে এই বিষয়গুলো নিয়ে না ১ টা ধরনের বলতে গেলে ১ টা দ্বিধা-দ্বন্দ্বের মধ্য দিয়া যাচ্ছি। তো আপনি কী বলতে পারেন আসলে অ্যা এখানে আমার কী করণীয় আসলে, কী করলে আসলে একটা আ আমার মধ্যে ১ টা সমন্বয় তৈরি হবে?
জি। হ্যাঁ। জি। আচ্ছা। জি অবশ্যই, আপনি কিছুটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এটা আপনার জীবনযাত্রার মানকে কিছুটা হলেও ব্যাহত করছে সেটা আপনার কথার দ্বারাই পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে এ এ কী সমস্যাটা প্রধান হচ্ছে তার মানে ওনার সাথে যেহেতু আপনি থাকছেন এবং সে স্বাধীনতার জিনিসটার কথা বলছেন কিছুটা হলে কী স্বাধীন নয় আপনি এরকম কিছু? বা পছন্দ করেন না বা এবং আপনার কোনো কাজে কী হস্তক্ষেপ করেন? যে যদি ইর এগুলো একটু খুলে বলতেন তাহলে আমার আপনাকে একটু সাহায্য করতে বেশ ভালো হতো।
উম। হুম। জি। আ আসলে যখন দেখা যাচ্ছে কী আমি আহ চাই যে ভালোবাসা কিন্তু আ নিজের মত থাকতে চাই। মানে আ এইখান থেকে আসলে আমি মানে কিভাবে যে আ নিজেকে গুছিয়ে তুলবো আসলে নিজেও আমি বুঝতাছি না আপনাকে আহ যেটা বলবো। আসলে আ আমি যখন তার কাছে দেখা যাচ্ছে গেলাম একসঙ্গে থাকতেছি তখন আসলে আ মনে হচ্ছে কী একটু একাকিত্ব একটু দূরে থাকা দরকার। মানে আমার নিজের স্বাধীনতার জন্যে। আ সেক্ষেত্রে যখন আবার আমি একটু দূরে যাচ্ছি তখন আবার মনে হচ্ছে নিজেকে মানে একাকিত্ববোধ মনে হচ্ছে। মনে হচ্ছে যে না একটু তার কাছে যাওয়ার দরকার। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আসলে আমি চাচ্ছি কী ২টাকে সমানভাবে একত্রিত balence করে চলার। কিন্তু সেটা আমার হয়ে উঠতেছে না আসলে। আ আসলে আপনি যদি একটু আমাকে বলতেন এই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে আমি ২ টা একসঙ্গে balence করে চলতে পারি. দেখা যাচ্ছে আ একাকিত্বটাও বোধ করবো আ আবার দেখা যাচ্ছে তার সাথে একটু ঘনিষ্ঠতার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে একসঙ্গে চলাফেরা করবো ঘুরতে যাবো, খাওয়া-দাওয়া সবকিছুই আমাদের সুন্দরভাবে হবে। মানে ২ টোর মধ্যে একটা balence আছে একটু balence করে চলার জন্যে। এটা কিভাবে করতে পারি কিভাবে গেলে দেখা যাচ্ছে আমি তার সাথে একটু balence করে চলতে পারবো। সেও আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো কিন্তু আমার এর মাঝখানে যে একটা একাকিত্বটা সেটাও আমি অনুভব করতে পারবো। এটা যদি একটু খুলে বলতেন আসলে।
হ্যাঁ। জি অবশ্যই। হুম, বুঝতে পেরেছি। জি। জ্বী, আসলে আপনি একটু মাঝে, মাঝে, স্বাধীনভাবে ঘুরতে চাচ্ছেন। এবং এটা প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন তারপরে থাকে। সেটার সাথে, সাথে, পার্টনার থাকলেও সবারই একটা ব্যক্তিগত আলাদা ইচ্ছা থেকে থাকে। এই ইচ্ছাটা আপনার আছে এটা যে খারাপ তা বলবো না এটা বেশ ভালো। কিন্তু এই ইচ্ছাটা বা এই স্বাধীনতা যেই জিনিসটা, সেটা আপনার পার্টনারকে কিছুটা হলেও আপনার বোঝাতে হবে। এখন তার সাথে আপনি একটু খোলামেলা আচরণ করতে পারেন। আপনি দ্বিধা-দ্বন্দ্বে না ভুগে তার সাথে যদি একটু খোলামেলা আচরণ করেন। এবং দেখা যাচ্ছে যে আপনি স্বাধীনতা বা একটু কোন কিছু ঘুরতে যাওয়ার স সময়টা অনেক লম্বা নিতে, নিয়ে নিচ্ছেন মনে হচ্ছে আপনার কথা থেকে। এখান থেকে এটা একটু কমিয়ে দেখা যাচ্ছে এমন করে নিলেন যে, এই যে পরে আবার তার সাথে থাকতেও ইচ্ছা করছে। তো এই, এই, ২ টা জিনিসের সমন্বয় করতে গেলে আপনার যেটা কট কর করতে হবে বলে মনে হচ্ছে, যে যখন আপনি ঘুরতে যাবেন সেই সময়টা একটু কম নির্ধারণ করলেন। যতটুকু না হলে নয় এবং পরিশেষে আরেকটু যেয়ে তার সাথে
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হুম। হুম। হুম। হুম। জ্বী, জ্বী। হুম। আচ্ছা।
থাকার সময়টাও একটু অ্যাডজাস্ট করে নিলেন। এবং তার সাথে খোলামেলাভাবে কথা বলে নিলেন। যে এরকম না করলে তো আমার ভালো লাগে না। এবং এভাবে যদি না চলতে পারি আমার জীবনের যাত্রাটা একটু ব্যাহত হচ্ছে। আমি দ্বিধা দ্বন্দ্বে ভুগছি, হতাশায় ভুগছি। এরকমভাবে কিন্তু আপনি ভেবে দেখতে পারেন।
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। জ্বী, আসলে আপনার কথা শুনে আ খুব ভালো লাগলো। আ এভাবে আ কখনো চিন্তা হবে না, আমি করে দেখিনি। যে আসলে আ যেহেতু আমি সবসময় একটা মনের মধ্যে একটা দোটানার মধ্যেই ছিলাম। যে দেখা যাচ্ছে যখন আ আমি তার কাছে যাই। তখন একটু আমার কাছে একটু মনে হয় যে একটু চাপ, আবার দূরে গেলে একটু শূন্যতা। আ সেক্ষেত্রে আসলে আপনি যেটা আসলে বুঝতে পারছেন। যে আসলে আ যেহেতু দূরে যাওয়া আমার কাছে একটু বেশি টাইম নিয়ে থাকি। সেক্ষেত্রে একটু আ বেশি মনে হয়। তা এইযে আসলে একটু একাকিত্বটা বোধ করে থাকি। আ আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটো এত সুন্দরভাবে আমাকে বলার জন্য। যদি আরেকটু আসলে যদি বলতেন। যে আসলে এই যে মানে আমাদের মধ্যে যে একটু দেখা যাচ্ছে আ কাছাকাছি আসলে আরো কিভাবে আমরা দেখাচ্ছে, নিজে আমি কাছাকাছিও থাকতে পারি এবং কি আমার মধ্যে একটা একাকিত্ব যে একটা স্বাধীনতা ফিল, সেটাও অনুভব করতে পারি। আরেকটু যদি বলতেন?
হ্যাঁ। আচ্ছা। জি, আসলে অ্যা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনার আ অর্ধাঙ্গিনী যিনি আছেন তাকে আপনি অ অনেক বেশি ভালোবাসেন। তিনিও আপনাকে ভালোবাসেন। এটা পুরোপুরি আপনার কথা থেকে পরিলক্ষিত। এবং দেখেন প্রত্যেকেরই না কিছু ভালো-মন্দ দিক আছে। তো মন্দ দিকগুলো পরিহার করাটা শ্রেয় হবে। অ্যা তার মানে ১ জায়গায় থাকতে গেলে না ওই ১ টা sacrifice নামে 1 টা বিষয় থেকে থাকে। সেই জিনিসটা আ পরিহার করা দরকার। এবং সেইটা নিয়ে আসলে আপনি আপনার আ ইয়ে ন মানে অর্ধাঙ্গিনীকে বলতে পারেন এবং এই যে আপনি যে যে জিনিসগুলো পছন্দ করেন বা ঘুরতে যাওয়া দেখা যাচ্ছে একটু মুভি দেখা। অনেকেই তো আছে যে মুভি দেখার সময় আশেপাশে কেউ কথা বললে খুব বিরক্ত হয়। সে একদম, একদম নিঃশব্দে ওই এ ওই মুভিটার মধ্যে ডুবে যেতে চায়। এরকম অনেক কিছুই থেকে থাকে। তেমন আপনার ক্ষেত্রেও এরকম কোনো কিছু আলাদা জিনিস আছে আপনি একটু স্বাধীনভাবে ঘুরতে চান এবং দেখা যাচ্ছে যে স্বাধীনতাটা আপনার একটু বেশি প্রয়োজন, সেটা অনেকাংশেই হতে পারে। অনেকাংশে কেউ হস্তক্ষেপ করলে সেটা আপনার ভালো লাগে না। সেটা নিয়ে মনোমালিন্য বা ঝগড়াঝাটিও হতে পারে। সেই জিনিসগুলো তাকে খোলাখুলি বোঝানো এবং তার যেই সমস্যাগুলো আছে সেইগুলো আপনার মেনে নেওয়া এবং আপনার এই জিনিসগুলো কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে তাকে বলা যে এরকম জিনিসগুলো হলে সে যেন মেনে নেয় এবং তার জিনিসগুলো আপনি মেনে নিচ্ছেন। এভাবে ২ জন মিলে যদি বসে খোলাখুলি আচরণ করেন আর খোলাখুলি বলেন এবং সেই আচরণগুলো অভ্যাস করার চেষ্টা করেন তাহলে দেখা যাচ্ছে ধীরে-ধীরে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এভাবে কী করলে ভালো হয় বলে মনে হয় আপনার?
হুম। জি। হ্যাঁ। হুম। হুম। হুম। জি। উন জি। হুম। উম। উম। উম। আচ্ছা। হুম। হুম। হুম। জ্বি, আসলে বুঝতে পারছি আপনার বিষয়টা। এইখান থেকে আমি আমার আ ঘনিষ্ঠতা যেটা বললেন সেটা আমি বজায় রাখতে পারবো। আ কিন্তু তার ফাকে আমি আরেকটি জিনিস সেটা জানতে চাচ্ছি যে, আসলে আমরা আ আ যে আ মানে এর মধ্য দিয়ে যে ঘনিষ্ঠতার মধ্য দিয়ে মানে আমি আমার স্বাধীনতা বা একাকিত্ব কিভাবে বের করতে পারি?
জ্বী, একাকিত্ব এবং স্বাধীনতা তো বের করতে গেলে একাকিত্বটাতেও কে আপনার বলতে হবে যে, আপনি কিছুটা সময় একা থাকতে পছন্দ করেন। এবং দেখা যাচ্ছে যেই সময়টা আ পছন্দ করেন বা যেই সময়টা করলে আপনার জন্য ভালো হয়, সেই সময়টা আপনি উল্লেখ করে দিতে পারেন, যে এই সময়টা আপনাকে বিরক্ত করবে না। এবং দেখা যাচ্ছে যে এটি সময়টা করলে না দিন, দিন, ঝামেলা সৃষ্টি হচ্ছে। এবং এ এরকম একটা পন্থা অবলম্বন করতে পারেন। তিনি যখন কাজবাজ করেন বা অন্য কাজে ব্যস্ত থাকেন, তখন বললেন যে এই সময়টা তুমি তো এই কাজ করছ। এবং আপনি হচ্ছে হলে আমি একটু এরকম থাকছি। আমাকে এ্যা ডেকো না। তোমার কাজটা শেষ হোক। ১ ঘন্টা পরে তোমার সাথে আবার কথা হবে। এরকম কিন্তু একটু এদিক, ওদিক, এদিক, সেদিক করেও বলা যেতে পারে। এরকমও কিন্তু আপনি ভেবে দেখতে পারেন।
হুম, হুম, হুম। হু। হুম। জি, আসলে আপনি অ্যা সুন্দর ভাবে বললেন, আসলে এত সুন্দর ভাবে বলছেন, আ আসলে এখান থেকে আসলে আমার মনে হচ্ছে যে অ্যা আমি নিজেকে আসলে ঘনিষ্ঠতার মানে ভালোবাসার মধ্যে দিয়েও আমি আবার আমার নিজের লাইফটাকে এবং কি আমার পার্সোনাল জীবন মাঝে মধ্যে একটু একাকিত্বটা বোধ আমি একটু পছন্দ করি এর মাঝখানেই, আসলে আবার বেশি দূরে গেলেও দেখাচ্ছে একটু, আ মনে হচ্ছে কি যে একটু শূন্যতা লাগতাছে যে, একবারেই একাকিত্বটা ফিল হচ্ছে। আ বেশি একটা খারাপ লেগে যাচ্ছে। অ্যা কাছাকাছি থেকেও তো মাঝেমধ্যে একাকিত্বটা ফিল নেওয়া যায়। আ দেখা যাচ্ছে পার্সোনাল লাইফটা আ ম আ টাইম স্পেন্ড টা করা যায়। আ সেক্ষেত্রেও তো আসলে আ ২ টা সমন্বয় করা একত্রিত করা সম্ভব বলে এখন আমি মনে করতাছি। কিন্তু আসলে হয়েছে কি এতদিন আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ছিলাম আসলে আ যখন দেখাচ্ছে থাকতে, থাকতে একটু বোরিং ফিল মনে হচ্ছে একাকিত্বর জন্য একটু বাইরে চলে যাইতাম। আ সেক্ষেত্রে দেখাচ্ছে কি সেখানে গেলে একটু মনটা আরো একটু আনচান করত, একটু শূন্য, শূন্য ভাব লাগতো যে আসলে খুব একটা একা হয়ে গেছি। নিজেকে একটু আ কেমন জানি একটা স্বার্থপর ভাব মনে হইতো। অ তো আপনাকে অ্যা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাকে এত সুন্দরভাবে আপনার এই পরামর্শগুলো দেওয়ার জন্যে, অ্যা মনে হচ্ছে যে আসলে এখন থেকেই আমি, আ যাই হোক আমার লাইফটাকে সুন্দরভাবে সাজাতে পারবো এবং আমার ওয়াইফ এর সাথে ভালো একটা সম্পর্কপূর্ণ আচরণ করেই, দেখাচ্ছে আমি এখান থেকেও একটু একাকিত্বটা, একটু স্বাধীনতা আ লাভ করতে পারব। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপ ভালো থাকবেন।
হ্যাঁ। আচ্ছা। এটা ঠিক। জি। জি, আপনিও বিচলিত হবেন না, কোনো সমস্যা নেই। নিজেকে দ্বি দ্বিধানন্দ থেকে বের করে আনার চেষ্টা করো, এবং এই পথগুলো অনুসরণ করলে মনে হচ্ছে অনেকাংশেই আপনি সমস্যা থেকে অচিরেই বের হয়ে আসতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভালো, থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।